হু, এটা কিন্তু বেশি ইন্টারেস্টিং। যে, আপনাকে গান শেখানোর জন্য বলেছিল। তো, অ্যাকচুয়াল যে গানটা সেটার আ ভালোবাসে না পড়ে গিয়ে আপনি গানটা কীভাবে বানাতে হয় সেটার ভালোবাসায় পড়ে গিয়েছেন। যেটা হচ্ছে যে, আপনি খুবই passionate. তো, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তো, আপনি ১ম আপনার কোন বাদ্যযন্ত্রটা আপনার কাছে ছিল? বা কোনটা দিয়ে আসলে আপনি শুরু করেছিলেন? যে, মনে হচ্ছিল যে "হ্যাঁ, আমি হয়তো বানাতে পারব গান। বা আমি হয়তো একটা মিউজিক এর আ স্কোর বলুন বা মিউজিক টা করতে পারবো।" কখন মনে হয়েছিল?
হু, বলা যায়। বলা যায়। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। এ এই স্টার্টিং তো ছিল হচ্ছে যে, হারমোনিয়াম দিয়ে, হ্যাঁ। সা, রে, গা, মা, পা, ধা, নি, সা বলে, বলে চিৎকার করে, করে আসলে গান শেখার যে একটা ব্যাপার, সেটা ছিল। তো, আ ওই সা, রে, গা, মা, পা, ধা, নি, সা কিন্তু সব ইন্সট্রুমেন্ট এর মধ্যেই থাকে। হ্যাঁ, এ্যাঁ এখন ব্যাপারটা হচ্ছে যে, আপনি যখন কিনা আসলে আ অন্য ইন্সট্রুমেন্ট ব্যাপারে আপনি যেটা বললেন। যে, আ হারমোনিয়ামের সাথে কিন্তু পিয়ানোর আসলে একটা সংযোগ আছে। তা, বয়স বাড়ার সাথে, সাথে কিন্তু দেখা যাচ্ছে যে, পিয়ানোর প্রতি একটা ইন্টারেস্ট অনেক আর্লি চলে আসছে আরকি। তো পরবর্তীতে পিয়ানো শিখলাম। পিয়ানোর সাথে, সাথে গিটার শিখা হইল। আ দেখা গেল যে, আ ওয়েসটার্ন মিউজিক এর সাথে হচ্ছে যে, একটু আ যখন জানা পরিচয়ের একটা ব্যাপার স্যাপার ঘটলো। তখন দেখা যাচ্ছে যে, বিভিন্ন ইন্সট্রুমেন্ট বাকি যেগুলো আছে বেইস, ড্রামস। প্রায় সবকিছুই আসলে শেখার যে একটা ব্যাপার, সেটা মানে মাথার মধ্যে কাজ করত। এবং একটা সময় শেখা শেষও করে ফেললাম আরকি। এবং ওটাই কাজে, কাজে লাগছে পরে দিয়ে আরকি।
আচ্ছা, একদম ক্লাসিক। <chuckles> জি। অবশ্যই। হু, হু। মিল আছে, একদম। আচ্ছা। হু। জি। আচ্ছা। বেশ চমৎকার কিন্তু। <chuckles> জি। তো এই যে এ্যাত্ত রকমের বাদ্যযন্ত্র শিখা। এই জিনিসগুলো আসলে কীভাবে শিখেছেন? যেমন, পিয়ানো বলুন বা সব বাদ্যযন্ত্র হয়তো অত বেশি এভেইলেবল থাকে না। যেমন পিয়ানোর মতো জিনিস। এগুলো কিন্তু একটু দামি হয়। তো সেই ক্ষেত্রে আপনি কীভাবে অ্যাক্সেস পেয়েছিলেন আ শেখার জন্য?
হু, হু, হু। হু, হু, হু। হু, হু, হু। একটু দামি হয়। আচ্ছা। শেখার জন্য অ্যাকসেস বলতে যে পিয়ানোটা শিখা হইছে কীবোর্ডের মাধ্যমে, হ্যাঁ। আ যদিও পিয়ানো হচ্ছে যে অনেক বেশি দামি একটা আ ইন্সট্রুমেন্ট। কিন্তু পিয়ানোর সাথে কীবোর্ডের আসলে একটু সামঞ্জস্যপূর্ণ থাকে। তো, কীবোর্ডটা শিখে তারপরে হচ্ছে পিয়ানোতে মুভ করা হইছে। আর অ্যাকুস্টিক গিটার, খুব স্বাভাবিক পাওয়া যায়। রোডে ঘাটে পাওয়া যায়। তাই না? <giggles> তো এখন খুবই এভেইলেবল একটা ব্যাপার। তো সেখানে হচ্ছে যে, আ অ্যাকুস্টিক গিটার আমার মনে আছে ১ম অ্যাকুস্টিক গিটারটা আমি মনে হয় কিনেছিলাম ৭০০ টাকা দিয়ে। এ্যাঁ তো, তো মানে দেখা যায় কি? যে, ৭০০ টাকা দিয়ে একটা গিটার কিনে, ওখান থেকে আসলে ১ টা, ২ টা করে নোট বাজাতে, বাজাতে আসলে শেখা। এবং আ অ্যাক্সেস পাওয়াটা খুব সহজ ছিল। কারণ হচ্ছে যে, আমি আসলে একটা ব্যান্ডের সাথে জয়েন ছিলাম। ঠিক আছে। যারা কিনা হচ্ছে যে, আ মোটামুটি রেপুটেডেট একটা ব্যান্ড। তো, সেই রেপুটেডেট ব্যান্ডের ও ওদের কাছে আসলে ইনস্ট্রুমেন্ট সবই ছিল। আমি যে যেয়ে জাস্ট আমার কাজ ছিল যে শুরু বাজানো। তো, দেখা যাচ্ছে যে, ব্যান্ড মেম্বারদের সবার কাছে যেহেতু ইন্সট্রুমেন্ট আছে। তো, দেখা যেত যে, কারো কাছ থেকে হয়তোবা গিটারটা নিলাম। কারো কাছ থেকে বেসটা নিলাম বা ড্রামসটা নিয়ে আসলাম। এরকম কিছু করে, করে আসলে শেখা হয়ে গেছে।
ও, আচ্ছা। হু, হু। আমি হুম। জি, একদম। খুবই এভেইলেবল। ওহ, আচ্ছা, চমৎকার। হু, হু। ও, আচ্ছা। তাহলে তো ভালো। হু, হু। হু। জি। হু, হু।